আসলে কি বলব? কয়দিন ধরে না খুব একটা সমস্যার ভিতর দিয়ে যাচ্ছি। মানে আ কেমন একটা সমস্যা কারণ আ মানে কর্মক্ষেত্রে হচ্ছে তারপরে আ যখন বাড়িতে আসছি মানে দৈনন্দিন জীবনে অনেক ক্ষেত্রে দেখেছি যে আ আমার আশেপাশে যারা আছে না তাদের সাথে মানে ছোট, ছোট, বিষয় নিয়ে আ একটা মানে তর্ক-বাদবিতন্ডা আসলে তৈরি হয়ে যাচ্ছে কোন, কোন ব্যাপার নিয়ে। এবং আ সেটা এখন একটা সবচাইতে বড় সমস্যা হচ্ছে। আ আসলে সেটা একটা খারাপ পর্যায়ে চলে যাচ্ছে এবং তাদের সাথে দেখা যাচ্ছে যে মানসিক একটা দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে। যার কারণে না মানে ভীষণ খারাপই লাগছে। কারণ কাছের মানুষ, কাছের বন্ধু, কাছের colleague, হ্যাঁ খুব ভালো সম্পর্ক একটা সময় এ্যা অনেকদিন ধরে ছিল। তো তাদের সাথে এরকম ছোট, ছোট, ব্যাপার নিয়ে এরকম ছোট, ছোট, ঝামেলা আ এবং সেখান থেকে যে আসলে দূরত্ব তৈরি হওয়ার যে বিষয়টা এটা সত্যি ভীষণভাবে মন খারাপ তো করে দিচ্ছে এবং আ মানে ভীষণভাবে নিজের কাছেও খারাপ লাগছে। একটা অপরাধবোধ কাজ করছে প্রতিনিয়ত। কি যে করি এখন এই ব্যাপারটা নিয়ে সত্যি বুঝতে পারছি না। যদি একটুখানি বলতেন এই ব্যাপারে আমাকে।
আচ্ছা, আচ্ছা। জি, জি। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। বুঝাই যাচ্ছে। না, না আপনার আপনার কথার তীব্রতা শুনে বোঝা যাচ্ছে যে আপনি আসলে মানসিকভাবে আঘাত পেয়েছেন। এবং আপনা আপনি যে আসলেই কতটা মানে বিপর্যস্ত আপনার কন্ঠেই বোঝা যাচ্ছে। আসলেও আ দেখুন এখানে আপনি ঘাবড়াবেন না। এরকম অনেক সময়ই হয়ে থাকে। আ এটা খুবই স্বাভাবিক, হ্যাঁ? এটাতে ভয় পাওয়ার কিছু নেই। আ এবং আপনার কাছে আসলেও আমি একটা ব্যাপার জানতে চাই। আসলে এই ঝগড়া যেগুলা বলেছেন যে একটা মানসিক দূরত্ব সৃষ্টি হচ্ছে। তো এইটা আসলে মূলত কাদের সঙ্গে ঘটে? পরিবারের সঙ্গে? নাকি আপনার সহকর্মী ওদের সঙ্গে? এবং আসলে কি কারণগুলোতে ঘটে যদি একটু আমাকে বলতেন?
আচ্ছা। হুম। এটা আসলে আমি একটা জিনিস খেয়াল করেছি, পরিবারের সাথে ওরকমভাবে না হলেও, সবচাইতে বেশি হচ্ছে, আমার সহকর্মী এবং আ আমার যে আসলে বন্ধুরা আছে তাদের সাথে মানে, যাদের সাথে মিলে ধরুন একসাথে আড্ডা দেই। আ মানে ব্যাপারটা কি হয়, এ্যা যে আ অফিসে যাওয়ার পরেই আ কেমন যেন বিভিন্ন বিষয় নিয়ে, মানে কি হয় আমি বুঝি না। সকালের দিনটা শুরুটা সুন্দরই হয়। পরিবারের সাথে একটা ভালো সময় কাটাই। আ কিন্তু অফিসে যাওয়ার পরে দেখি যে, এই ব্যাপারটা মনে হয় শুরু হতে থাকে। মেজাজটা মানে, একটুখানি খিটখিটে হয়ে যায় কিনা আমি বুঝি না মনে হয়, মেজাজটাই খিটখিটে হয়ে যায়। তার পরবর্তী সময়ে দেখা যাচ্ছে যে, বিভিন্ন বিষয় নিয়ে আ অফিসের কলিগদের সাথে ছোট, ছোট ব্যাপারে আ একটুখানি এ্যা মানে কথা বলতে, বলতে কথা কাটাকাটি শুরু হয়ে যায়।
আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। কথা কাটাকাটি হয়ে যায়, জ্বী।
হ্যা, হ্যাঁ, তখন তর্ক একটা ছোট, ছোট, ঝামেলা তৈরি হয়ে যায় এবং আ আমার একটা ব্যাপার আছে, আমি আসলে ঝামেলা শুরু হলে, তাদের সাথে কেমন যেন একটা দূরত্ব বজায় রাখতে চেষ্টা করি বা দূরত্ব বজায় রেখে চলে সে ১ম থেকেই। যে কারণে না, আসলে মানসিকভাবেও তাদের কাছ থেকে মনে হয় যে একটা দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে। আবার দেখা যাচ্ছে যে, এই ব্যাপারটা অফিস থেকে ফিরে যখন একটু বন্ধুদের সাথে আড্ডা দিতে যাই, আ ওখানেও দেখেছি যে, এ সেইম ব্যাপারটা আসলে আ ঘটতে থাকে। বিভিন্ন ধরনের ছোট, ছোট বিষয় নিয়ে। আমি বুঝছি না আসলে কোনো জায়গাটায় আমার এরকম মানে সমস্যাটা তৈরি হয়েছে। যার কারণে এরকম বিষয়গুলো হচ্ছে। আর এটার কারণে কিন্তু দেখুন আমার সম্পর্কগুলোও না আস্তে, আস্তে দিন, দিন মানে খারাপ হয়ে যাচ্ছে। এজন্য আরও বেশি খারাপ লাগে যে, আসলে এত ভালো সম্পর্ক এক-একজনের সাথে ছিল। তাদের সাথে এরকম ছোট, ছোট বিষয় নিয়ে ঝগড়া হওয়া বা ঝামেলা তৈরি হওয়া ব্যাপারটা সত্যিই মানে ভীষণভাবে আমাকে আ ভাবাচ্ছে এবং মানসিকভাবে বেশ আ মানে সমস্যা তৈরি হয়ে গিয়েছে আমার।
আহ! বু বুঝতে পারছি। আচ্ছা, আচ্ছা। হুম, হুম। আচ্ছা। একদম, একদম বুঝতেই পারছি। আসলেও আপনি যেমনটি করে ব্যাখ্যা করলেন যে, আপনি অফিসে গিয়ে আ দেখাচ্ছে মূলত অফিসে গেলে আপনার মনটা একটু খিটখিটে হয়ে যাচ্ছে। তো আ এইখানে তো একটা বিষয় অবশ্যই থাকে যে, হয়তো আপনে তুলনার শিকার হচ্ছেন, অথবা আপনাকে কেউ অন্যভাবে কোনো না কোনো ভাবে আপনাকে হয়তো বিরক্তি বোধ করাচ্ছে অথবা আপনি যে কাজটি করছেন। হয়তো সেটাতে আপনে স্বাচ্ছন্দ্য বোধ আসলে আপনি অনুভব করছেন না। তো এই জিনিসগুলা না দেখুন, আম আপনাকে যদি বলি, বাস্তবতা তিক্ত, কিন্তু বাস্তবতা কিন্তু বাস্তবতাই। তো অনেক ক্ষেত্রে হয় কি যে, যেই কাজটি আপনে করছেন, আপনে কিন্তু কাজ করছেন কেনো? নিজ অবশ্যই জীবনে কোনো একটা লক্ষ্য আছে। তো আপনার কিন্তু সবার আগে আপনার সকালবেলায় উঠে যদি আপনে একটা কোথাও আ আসলেও একটা বড় বোর্ড যদি আপনার রুমে টানাতে পারেন, সেখানে যদি লেখেন যে আপনার জীবনের লক্ষ্য এইটা। আপনি এই জায়গাটিতে যাওয়ার জন্য আজকে অফিসে বের হচ্ছেন, কাজ করার জন্য বের হচ্ছেন। আচ্ছা এবং সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, কোনো কাজই কিন্তু একা করা যাবে না।
হ্যাঁ। হুম। হ্যা। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, অবশ্যই। হুম। আচ্ছা। হুম।
এটা কিন্তু দলবদ্ধভাবে করতে হয়, হ্যাঁ? তো এই যে আপনি যেমনটি করে বলছেন যে, সহকর্মীর সাথে ছোটখাটো ব্যাপার নিয়ে লেগে যাচ্ছে। কিন্তু এই লাগার পিছনেও কিন্তু একটা কারণ থাকে, হ্যাঁ? তো এই কারণটা অনেক সময় আপনার কিন্তু আসলেও ছেড়ে দিতে হয়। অনেক সময় কিন্তু মাফের দৃষ্টিতে দেখতে হয়। যে আচ্ছা, ঠিক আছে আ চ্যাতিয়েছে বা কটুক্তিকর কিছু বলেছে। আমি আসলে অতটা গুরুত্ব না দিলাম। আপনি যদি এইভাবে ব্যাপারগুলোকে দেখতে থাকেন। তখন আপনার মানসিক একটা পরিবর্তন আসবে, হ্যাঁ? যেমনটি আপনাকে বলেছি, লক্ষ্য নির্ধারণটা আপনার আগে কিন্তু সবার আগে বড় করে একটা জায়গায় লিখতে হবে। তখন আপনি নতুন করে একটা, জ্বী, একটা আ মানে একটা রাস্তা দেখতে পারবেন। তো আপনাকে আমি আরেকটা জিনিস একটু জানতে চাই। সেটা হচ্ছে যে এই যে আপনার যে ছোটখাটো তর্কগুলোর মাধ্যমে মানসিক দূরত্বটা হচ্ছে, এগুলা আপনি আসলেও টের পান কিভাবে? মানে এই যে কথা বলাটা কমিয়ে দিচ্ছেন? নাকি তারাই আপনার থেকে দূরে সরে যাচ্ছে, নাকি তারা আপনাকে ক এমন কিছু বলছে যেটার মাধ্যমে আপনার মনে হচ্ছে যে, আপনার তাদের থেকে একটা দূরত্ব হয়ে যাচ্ছে?
না, এটা ঠিক বলেছেন। হুম, হুম। হুম, হুম। আচ্ছা। হুম। বুঝতে পেরেছি সত্যিই। হুম। হ্যাঁ। হুম, হুম। আসলে বিষয়টা কি হচ্ছে যে, যখন এরকম ছোটখাটো দুউ মানে আ ঝামেলা তৈরি হচ্ছে, যেমন ধরুন বিভিন্ন ধরনের বিষয় নিয়ে হয় আ দেখা যাচ্ছে যে আমি একটা কাজ করছি। আমি জানি, আমার কাজটা আসলে আমি ঠিকই করছি। কারণ আমার দায়িত্ব, আমি সেটা অনেকদিন ধরে করে আসছি। কিন্তু নতুন কেউ একজন এসে দেখা যাচ্ছে যে, ওই কাজের উপরে আ ওটা উনি ওনার দৃষ্টিকোণ থেকে দেখে বলছে যে, ঠিক হচ্ছে না। তো, এই ব্যাপারটা আসলে আমার খারাপ লাগে। আমি তো ১ম দিক থেকে চেষ্টা করি যে যতটা সম্ভব এভয়েড করতে। কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে, আ ওই ব্যাপারটা ওনারা এমনভাবে জোর দিয়ে বলতে শুরু করে কন্টিনিউয়াসলি, তখন না আমি আসলে আমার ধৈর্য হারাই। এটা নিয়ে কথা, মানে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। উ এবং দেখা যাচ্ছে যে, আ আমার কাজে যখন কেউ ইন্টারফেয়ার করে, তখন আমার কাছে এটা স্বভাবতই খারাপ লাগে। এছাড়াও আরও বিভিন্ন ধরনের আ ছোট, ছোট বিষয় আসলে তাদের সাথে আ বাদ-বিতন্ডা জড়িয়ে যায়, আ এবং এটা কি হয়? এটা আসলে সাধারণত ওই যে আমার ওই আ কলিগদের সাথেই হচ্ছে, আ বেশিরভাগ এবং অ দেখা যাচ্ছে এটার পরে মানসিক দূরত্ব যে ব্যাপারটা আসে সেটা হলো, আ আমি আসলে কি হয়? কারো সাথে এ্যা যেমনটা আপনাকে ১ম এই বলছিলাম যে, প্রথমত তো আমি চেষ্টা করি, নিজেকে একটুখানি দূরত্বে রাখতে, এ ধরনের এ ঝামেলাগুলোকে এড়িয়ে চলতে। কিন্তু যখন একদম দেখি যে, এটা শুরু হয়ে গিয়েছে বা আ এটা নিয়ে একটা কা মানে কথা কাটাকাটি কারো সাথে হয়ে গিয়েছে, আ তখন না আমার মা মানে তার প্রতি আমার একটা কেমন যেন আ বিতৃষ্ণা আসলে কাজ করে। খারাপ লাগে তাকে, ভালো লা মানে ভালো লাগে না, বিরক্তিকর লাগে। তখন আমি আসলে নিজেকে ওখান থেকে আসলে একটুখানি সরিয়ে আনার চেষ্টা করি। আ তো এই ব্যাপারটাই তো আসলে সমস্যাটা তৈরি হয়। যেমনটা আপনি আসলে বলছিলেন আ যে একটা আ লক্ষ্য নির্ধারণ করা উচিত। সত্যিই ব্যাপারটা আমার ভীষণ ভালো লেগেছে। কারণ গ্রুপ ওয়াইজ কাজ করাটা তো ভীষণভাবে জরুরি। কারণ আমি তো আসলে একা কোনো কো কাজ করে কিন্তু একা আসলে এগোতে পারব না। যেমনটা আপনি বললেন। খুব সুন্দর লেগেছে কথাটা। আ এবং উম এটা থেকেই তো আসলে আমার যে লক্ষ্যটা, লক্ষ্যটা থেকে আমি আসলে সরে যাচ্ছি। আ এইযে যে, আ ওই কারণ ও সহপাঠী সহকর্মীদের সাথে যদি আসলে দূরত্ব তৈরি হয়ে যায়, তো সেখানে তো আসলে একটা সমস্যা তৈরি হবে। কারণ কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে যে, তার ধীরগতি, হ্যা। তাদের সাথেই তো আমার কাজ করতে হয়। তো আজকে আমার যে সহপাঠীর সাথে ঝগড়া হয়েছে, আ কালকে তো আবার তাকে নিয়ে আমার কাজ করতে হবে। কিন্তু ওই যে মানসিক একটা দূরত্ব আ চলে আসে। কারণ এ একবার যার সাথে ঝামেলা হয়, তার সাথে কথা বলতে গিয়ে পরের বার কেমন যেন একটুখানি নিজের দিক থেকে খারাপ লাগে। এই ব্যাপারটার জন্যই আসলে, আসলে আমি আ কর্মক্ষেত্রেও মানে ভীষণভাবে মানে পিছিয়ে যাচ্ছি। আ মন বসাতে পারছি না। এইজন্য আসলে যে ব্যাপারটা হচ্ছে মানসিকভাবে ভীষণভাবে আসলে খারাপ লাগছে প্রতিনিয়তই।
আচ্ছা, আচ্ছা। ও। আচ্ছা, আচ্ছা। বুঝতে পারছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। জ্বী, জ্বী। জ্বী, জ্বী। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। জ্বী। একদম, একদম। জ্বী, জ্বী। একদম। না কাজেও ধীরগতি হয়ে যাবে। জ্বী। একদম। একদম। জ্বী, জ্বী। বুঝা যাচ্ছে। আচ্ছা, না বুঝাই যাচ্ছে। দেখুন, আ আসলে আপনি যে সমস্যাটা দিয়ে যাচ্ছেন, আম আপনাকে যেমনটি বলেছি যে আপনার লক্ষ্যের জন্যই কিন্তু সব যুদ্ধগুলা করা এবং বাস্তবতা খুবই তিক্ত। মানুষের কাজই হচ্ছে কটুক্তিকর কথা বলা। যেমনটি আপনি বলছিলেন যে কোন কিছু একটা করছেন কিন্তু সেটা নিয়ে একটা সমালোচনা করা হচ্ছে। তো দেখুন, পথ চলার সময়ে জীবনে এই জিনিসগুলা কিন্তু আসবে। কারণ দেখুন মানুষমাত্রই ভুল এবং কেউ যদি আপনাকে কখনো এই ভুলটা ধরিয়ে দেয়, আপনি কখনো নেতিবাচকভাবে নিবেন না। কারণ দেখুন, আ একটা কথায় আছে না যে হাতের ৫ টা আঙ্গুল কিন্তু সমান নয়। হতে পারে আপনি যে কাজটা করছেন আপনার সহকর্মী ব্যাপারটাকে লক্ষ্য করে আপনাকে আসলে ইতিবাচকভাবেই বলতে চাচ্ছে। তো আপনার আসলে যেটা সবচাইতে জরুরি করনীয় সেটা হচ্ছে আপনি মনটাকে একদম এভাবে বানিয়ে নিবেন এবং নিজেকে খুঁজে নিবেন এভাবে যে, যত কিছুই হোক আপনি, positive থাকবেন। কোন নেতিবাচক চিন্তা আসতে দিবেন না। আসলে এটা সঙ্গে, সঙ্গে, করা সম্ভব নয়। কিন্তু আপনি আস্তে, আস্তে, চেষ্টা করলে করতে পারবেন।
হ্যাঁ। হুম। হুম। আচ্ছা, আচ্ছা।
এবং সবচাইতে জ হ্যাঁ। হুম।
হুম, না এটা সত্যি আপনি দারুণ বলেছেন। এটা শুনেও ভীষণ ভালো লাগছে যে এরকমভাবে আসলে আমি ভেবে দেখিনি। হ্যাঁ, ভেবে যে দেখিনি এমনটাও নয়। ভেবেছি যে আসলে আমার মনটাকে শান্ত করাটা ভীষণভাবে জরুরি। কিন্তু আসলে মনটাকেই আমি কোনো রকমভাবে শান্ত করতে পারছি না। যখনই আসলে এরকম ধরনের পরিবেশ বা situation আসছে। তখনই না আমি কেমন যেন react করে ফেলছি। এই পরিস্থিতিতে মানে রাগটাকে যদি কমানোর জন্য কিছু করা যেত, আমার কাছে মনে হয় যে এই যে, যে, ছোটখাটো তর্ক থেকেও একটুখানি আমি নিজেকে আ মানে দূরে রাখতে পারতাম এবং আ দেখা যাচ্ছে তর্কটা না হলে তো আসলে মানসিক দূরত্বও তৈরি হতো না। এই ব্যাপারটা নিয়েও মানে চিন্তায় আছি কি করা যেতে পারে এ্যা হ্যাঁ এখানে
একদম জরুরি। জি। একদম, একদম। হ্যাঁ, অবশ্যই। জি। আচ্ছা। আচ্ছা, এখানে এখানে, আপনাকে একটা কথা বলতেই হবে আমার সেটা হচ্ছে দেখুন, রাগ কিন্তু মানুষ তখনই হয় যখন কাউকে নিয়ে বা কোন কিছু নিয়ে সে চিন্তা বা একটা ভালোবাসা বা একটা আকর্ষণ থাকে। এটা না হলে কিন্তু মানুষ রাগ করত না। তো আপনি যাদের সঙ্গে রাগ করছেন অবশ্যই তারা আপনার জীবনে কোন না কোনভাবে প্রভাব ফেলেছে। যার কারণে আপনি রাগ করছেন। তা আপনার রাগটাকেও আপনি নেতিবাচকভাবে না নিয়ে যদি ইতিবাচকভাবে নেন, আপনি কিন্তু দেখবেন যে আপনার রাগের প্রবণতাটা কমে রাগের পরিবর্তনে আপনার ভালো, ভালো, কথা বের হবে। আপনার এই ঝগড়াগুলো হবে না, ছোটখাটো তর্কগুলো হবে না। আপনি এই ব্যাপারগুলোকে একটু ইতিবাচকভাবে নিয়ে নে একটু দেখেন না যে ১ সপ্তাহ হোক, ২ সপ্তাহ হোক একটু একটা ভিন্ন মানুষে ও উ একটা রূপ নিয়ে সবার সামনে যান। আপনি নিজেই একটা দেখতে পারবেন পরিবর্তন। যে না মানুষ আপনাকে সম্মান করছে এবং আপনার প্রশংসা করছে। কিন্তু আপনি যদি রাগ এগতেই থাকেন তখন কিন্তু আসলে মানুষ আপনার সাথে কথা বলতেই ভয় পাবে।
হ্যাঁ। না, এটা ঠিক বলেছেন। হুম, হুম। হুম, হু। আচ্ছা। হু, হু। না, সত্যি আপনি খুব দারুণভাবে বললেন। আমি আসলে এভাবে কখনো ভেবে দেখিনি। আসলে এর কারণেই মনে হয় আমি রাগটাকে control করতে পারছিলাম না। যার কারণে এই ধরনের সমস্যাগুলো আসলে তৈরি হচ্ছিল। সত্যি আপনার কথা শুনে না ভীষণ ভালো লাগছে মনে হচ্ছে যেন আমি আমার সমস্যা ঠেকে তা থেকে আসলে বেরোতে পারব। আমি চেষ্টা করব আপনি যেমনভাবে বললেন তেমনভাবে। তো সত্যি ভীষণ ভালো লাগছে। নিজেরও হালকা লাগছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
জি। <exhales> জি, জি। আপনাকেও ধন্যবাদ। ভালো থাকবেন।